হুম।
তো ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। ব আর ভবিষ্যতে সুযোগ পাইলে আরো নিশ্চয়ই ভালো, ভালো জায়গায় যাবেন ভ্রমণে। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে ভ্রমণের সঙ্গে আবার অর্থনৈতিক সাইডটা আবার জড়িত। আ গেলেই তো হ হবে না। প্রচুর প্রচুর আ প্রচুর টাকা পয়সা
জ্বি, অবশ্যই আমার জ্বি, জ্বি, জ্বি। আসলেই অনেকটা বাজেটের বিষয় থাকে সেক্ষেত্রে। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হুম।
উম হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আমারও ভাল লাগল। ভালো থাকবেন। আর ভবিষ্যতে ভালো জায়গায় ভ্রমণ করবেন। নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ, নতুন পরিবেশ, হ্যাঁ?
জ্বি, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন জি, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।
আচ্ছা। অপরাহ্ন ধন্যবাদ।

হুম।
হ্যাঁ, আমি আপনার গাছপালাও মিলবে না। শুধু আমাদের দেশের নিম গাছটা দেখলাম দক্ষিণ ভারতে আর বট আছে পাকুড় আছে। আর আন্দ আকন্দ ঝোপ চেনেন তো আকন্দ পাতা মোটা, মোটা পাতা। তো ওইযে যে আপনার সাধারণত ওই ব্যাথা-ট্যাথা হলে আগে ওই আকন্দদের পাতা দিয়ে উপরে গরম বালু দিয়ে সেক দিত।
জ্বি, জ্বি, জ্বি। হুম। তেল দিয়ে গরম ছাক দিত, তাইতো? গরম করে।
<chuckles> এটা চালু ছিল আগে আরকি গোটা বাংলাদেশে বোধহয়। হ্যাঁ। এ যাই হোক।
আচ্ছা, আচ্ছা জানি না। ঐছ আমি শুনেছি আমার দাদার-নানীদের কাছ থেকে এরকম দিতে হয়। এই, সেই ছোটবেলায় আরকি। একদম।
হ্যাঁ। আর হ্যাঁ, তো এগুলো গাছ কিছু গাছ আরকি আর আমের গাছটা দক্ষিণ ভারতে আছে কিন্তু ইয়ে নেই। কাঁঠাল গাছ আমার একটা চোখে পড়েনি। সমভাবত বোধহয় কাঁঠাল গাছ হয় না ওখানে।